হ্যাঁ। মানে, জিনিসটা ১ কথায়, আ মানে কি বলবো যে, একটু ব্যস্ততার মধ্যে পড়ে গেছে, যাতে দেখা যায় যে, একদিন যে গেইম খেলবেন সেটাও আরকি, ঠিক মতন আরকি হ্যাঁ, হচ্ছে না আরকি, তো
জ্বী, জ্বী। হচ্ছে না। আর সময়ের সাথে, সাথে কি জানেন যে, নতুন, নতুন শখ আসে। যেমন ওই যে বললাম যে, সাঁতার কাটতে ভালো লাগে, বাইক চালাতে ভালো লাগে। আত আমার যখনই মনে করেন একটু মনটা খারাপ লাগে না? বাইকটা নিয়ে সু টান দিয়ে, আমি অনেক দূরে চলে যাই। ভালো লাগে।
<chuckles> জ্বী, জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। আ এই যে বাইক, বাইকের যে বিষয়টা বললেন যে, আ তাহলে তার মানে তো, আপনার ঘোরাঘুরি অনেক পছন্দ আরকি, যে ১ কথায় যে, আপনার যখন একটু ম মন খারাপ থাকে, তখনই আপনি ঘুরতে বের হন। তো আচ্ছা, আপনার কাছে যদি একটা জিনিস জানতে চাই যে, বাইকের যে বিষয়টা, মানে বাইকটা আপনি কখন কিনলেন? বা ১ কথায় এই যে, শখের যে একটা উদ্ভব ঘটলো যে ঘটনা, এই জিনিসটা কি আপনি সাইকেল থেকে শুরু হয়েছিল? নাকি, একদম ডাইরেক্ট বাইক দিয়েই এ এই ঘোরাঘুরি যে বিষয়টা, ওইটা শুরু হয়েছিল? যদি একটু বলতেন।
জ্বী, জ্বী, জ্বী। সাইকেলটা চালাইতে পারতাম, কিন্তু আসলে সাইকেল ওইভাবে আমি তখন চালাইতাম না। তো আমি বাইকটাই কিনতে চাচ্ছিলাম, অনেকদিন ধরে। তো যেটা হইছে ,আমার এক বন্ধু ছিল। আমি নতুন বাইক কেনারই পরিকল্পনা নিসিলাম। পরে দেখলাম যে ওর বাইক একদমই নতুন আছে। আসলে আমার সামনে থেকেই দেখা তো, ওর বাইক চালানো আর ওদের গাড়ি আছে, বাইক আছে; তো ও আসলে খুব একটা বাইকটা ব্যবহারও করে নাই। ১.৫ বছরে মাত্র মা কত কিলো মানে দে ৩,০০০ কিলো মনে হয় চালাইছিলো ১.৫ বছরে। তার মানে এক হ্যাঁ, হ্যাঁ, একদমই নতুনই ছিল। তো, পরে দেখলাম যে আমি আরো ৳২০,০০০ - ৳২৫,০০০ টাকা কমে পাচ্ছি, আমি ওর কাছ থেকে নিয়ে নিই আর, ও দেশের বাইরে চলে যাচ্ছে। তো
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। হ্যাঁ। অনেক কম, অনেক কম। হ্যাঁ। জ্বী, জ্বী। বুঝতে পারলাম। <tsk> তো, আরকি কোথায় হ্যাঁ, একটু আপনার ও বন্ধুর যে বাইকটা ছিল, ওইটাই ১ কথায় আপনি ক্রয় করে ফেলেন আরকি, বন্ধু থেকে একটু কম দামে। তো, মানে আচ্ছা এই যে, বাইকটা যে পাইলেন ১ কথায়, এই জিনিসটা কি মানে আপনার পরিবার থেকে সমর্থন ছিল? যে, যে আপনার যে শখের যে একটা বিষয়, নাকি আপনি নিজে থেকেই, নিজের উদ্যোগে কিনেছিলেন ওই জিনিসটা? যদি একটু বলেতেন।
এইভাবে আসলে বাইকটা কেনা। হু। জ্বী, জ্বী। আচ্ছা, বাসা থেকে কেউ রাজি ছিল না। ঠিক আছে? অনেক কষ্টে মানে, আমি বুঝায়-টুঝায় কিনছি। আমার স্ত্রী তো, এখন একদম পছন্দই করে না। ২ চক্ষে দেখতে পারে না। বলে, "বিক্রি করো না কেন? বিক্রি করো না কেন?" তো, এই জিনিসগুলা আসলে কি, বাইক চালানো কিন্তু সেফ না মানে, নিরাপদ না। আপনি বিভিন্ন রকমের দুর্ঘটনায় পড়তে পারেন। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। অনেক কিছু ঘটতে পারে। তো, এই অনিশ্চয়তার জন্যই কিন্তু আসলে বা কাছের মানুষরা চায় না যে, আসলে এরকম একটা যানবাহন চালানো হোক, যেখান থেকে আসলে কোনো রকম দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকে আরকি।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারলাম। হ্যাঁ, হ্যাঁ। ২ চাকার উপরে। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। দুর্ঘটনার সম্ভাবনা থাকে। হ্যাঁ, হ্যাঁ, খুব মানে ১ কথায় আপনাদের পরিবারে যে একটা যুক্তি আছে; এ মানে, নিরাপত্তা নেই। এটা কিন্তু একদম মানে মানতে হবে যে, যুক্তিযুক্ত আরকি বিষয়টা। আর দেখা যায় কি যে, হ্যাঁ আপনার ক্ষেত্রেও যে আপনি একটা শখ আছে, এই জিনিসটা কিন্তু আপনি পালন করার চেষ্টা করেন। তো, এই যে শখের মধ্যে আপনি কি মানে, একটু নিরাপদে জিনিসটা চালানোর চেষ্টা করেন নাকি? কারণ অনেককে দেখা যায় যে, মানে বাইকের অ্যাক্সিডেন্ট ঘ ঘটে বা আ গুরুতর আহত হয় আরকি। তো সেই ক্ষেত্রে, আপনি কি মানে আ ঝোরে, ঝোরে, মানে যখন সময় পান জোরে চালান? নাকি আ সবসময় চেষ্টা করেন যে, একটু মানে ধীরগতিতে বা নিয়ন্ত্রণে মানে, আপনার বাইকটা চালান বা আপনার আ শখের জিনিসটা চালান? জ্বি একটু বলতেন যদি।
জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম। আচ্ছা।